আসলে আ আমি ছোটবেলা থেকে প্রচন্ড বই পড়তে ভালোবাসি। তো দেখা গেছে যে, অনেক বই পড়া হয়েছে। তবে আমি ফিকশন পড়তে ভালোবাসি, নক ননফিকশন ভাল্লাগে, সায়েন্স ফিকশন ভাল্লাগে। তবে একটা genre আমার কখনো ভালো লাগে নি। সেটা হচ্ছে mythology. <scoffs> আমার কাছে পুরা জিনিসটা অনেক absurd মনে হয়েছে। আমার কাছে আ ধরো যে, wizard বা ম্যাজিক্যাল যে বইগুলা আছে এগুলা ভাল্লাগে। বাট mythology র যে ব্যাপারটা আছে, আ এই জিনিসটা আমার কাছে কখনোই ভাল্লাগে নাই।
বেশ দারুণ গুন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।
শুধু Egyptian mythology টা ছাড়া। তো সেইক্ষেত্রে বলব যে, আমি যখন ধরুন ট্রাভেলের বই ১ টা সময় জীবনের ১ টা পর্যায়ে আমার খুব ভালো লাগতো, travel journal যেগুলো আছে। এবং ছোটবেলা থেকে James Corbett আমার কিন্তু খুব পছন্দের একটা রাইটার বা ট্রাভেলার বলতে পারেন। তো তার আত্মজীবনী যখনই আমি পড়ি, যতবারই <scoffs> আমি পড়ি, আমার কাছে মনে হয় যে তার সাথে ঐ মোমেন্টে আমি
আচ্ছা, খুবই দারুন। খুবই দারুণভাবে বলছেন। বেশ দারুণ কিন্তু। <laughs> মানে আরো বেশি পড়তে ইচ্ছা হয় বা মনে হয় যে, আসলে অ্যা সময়ও খুঁজে পাচ্ছেন না এরকমটা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। এবং আরো মনে হয় যে, তার সাথেও আমি সেই ১৭০০ ১৮০০ র যুগে ফিরে গিয়েছি। তার সাথে আমি জঙ্গল এক্সপ্লোর করছি, তার সাথে আমি শিকার করছি, তার সাথে আমি নতুন লোকালয়ে গিয়েছি এবং আপনি বিশ্বাস করবেন না যে, আমি যখন ছোট ছিলাম আমার প্রচন্ড ক্রাশ ছিল James Corbett এর উপর। আমার কাছে মনে <scoffs> হত যে, এই মানুষটা অন্নেক জোস। সে যদি এখন <scoffs> বেঁচে থাকত আমি তাকে বিয়ে করতাম। <laughs>
<chuckles> <laughs> দারুণ কিন্তু। <chuckles> দারুণ বললেন। <laughs> খুবই দারুণভাবে কিন্তু বললেন। আসলে যে বইগুলো নাম বললেন খুবই দারুণ, দারুণভাবে বললেন এবং তার পাশাপাশি বললেন যে, আসলে সেই বইগুলো আপনাকে আ ভীষণভাবে পড়তে সাহায্য করেছে এবং যেটা আপনার হচ্ছে বা ভালো লাগার যে অনুভূতি বা গল্পগুলো পড়লে তখন বাস্তবতায় আসলে ফিরে যেতেন। যার কারণেই মূলত আসলে সেই বইয়ের প্রতি বা সেই আ ব্যাপারগুলোর প্রতি ভালোবাসার যে অন্যরকম রূপ সেটা আপনার হৃদয়ে রয়েছে যেটা আসলে বোঝাই যাচ্ছে। তো আসলে এই যে আসলে বইয়ের যে, অভিজ্ঞতাটা বা এই যে বই পড়াটা সেটা আসলে আব ১ম আসলে আ কখন আসলে পড়া শুরু করেছিলেন?
<scoffs> জি, জি। একদম।

বেশ দারুণভাবেই কিন্তু ব্যক্ত করলেন যে আসলে বিভিন্ন যে লেখকের কথাগুলো বললেন, তার বইগুলো পড়ে আপনি কিন্তু একদম সেই তার লিখার মতো করে নিজেকে কল্পনা করার যে ব্যাপারটা বা একটা নতুন জগৎ নিজেকে আসলে সে সময় আসলে আ কল্পনা করার যে ব্যাপারটি সেটা আপনার জীবনে আসলে হয়েছে। এবং আ বেশ দারুণভাবেই কিন্তু বললেন বা অভ্যাস গড়ে তোলার যে ব্যাপারগুলো সেটাও কিন্তু বেশ দারুণভাবে বললেন! তো আ কখনো কি হয়েছে যে এরকম যে আসলে আ কোন একটি আ সিদ্ধান্তে বা কোন একটি চিন্তায় এই যে আপনি আ বই পড়েছেন সেটাকে কাজে লেগেছে বাস্তবে? বা আপনার আ যেকোনো সিদ্ধান্ত নিতেও বেশ সহজ হয়েছে। সেই আ গল্পের বইগুলো পড়েছেন বলেই অনেকটা সহজ হয়েছে। এরকমটা কখনো অনুভব করেছেন কিনা?
আচ্ছা, এই যে আমি আপনাকে Paulo Coelho এর কথা <scoffs> বলছিলাম একটু আগে। তো Paulo Coelho যে ব্যাপারটা হয়েছে, তার ১ম যেই বইটা আমি পড়েছি সেটা ছিল 'The Zahir' তো, যেই সময়ে বইটা পড়েছি বলছিলাম যে, যে ৫-৭ বছর আগে তখন ধরুন আমি আ কত হবে? আ মানে
একদম, এক
এমন একটা বয়সে ছিলাম বা এমন একটা crisis চলছিল আমার জীবনে। তো এই বইটা পড়ে দেখা গেল যে আমি আমার অনেক কিছু relate করতে পারছি। যে হয়তো আমার অব্যক্ত যে অনুভূতিগুলো আছে কিংবা যেই জিনিসগুলো আমি বুঝাতে পারছি না বা যে question এর answer পাচ্ছি না
একদমই। বেশ দারুণ বলছেন! মানে মনের মধ্যে যে আ গল্পগুলো বা যেই আ কষ্টগুলো বা যেটাই হোক না কেন লুকিয়ে আছে সে ব্যক্ত করতে পারছিলেন সেটা সেটা থেকেই।
জি, জি। অ্যা হ্যাঁ সেইগুলা দেখলাম যে আ হয়তো অনেক সময় হয় না যে আমাদের মাঝে কিছু question থাকে যে, "এটা কেন হয়েছে?" বা "এই জিনিসটা কেন এমন?" বা "মানুষ কেন এমন হয়?" টাইপের যে question। এই question গুলার মানে খুব সুন্দর উত্তর। মানে এই কোন কিছু ধরেন heart break বা roman-tic কোন side দিয়ে না। just in general হয় না যে, "এই মানুষটা এই কাজটা কেন করলো?" বা "আ মানবতাবোধটা কোথায়?" এই যে এই type এর যে কিছু question থাকে না? আ আপনি যে আসলে যদি <scoffs> আপনার সুযোগ হয় আপনি বইটা পড়লে বুঝবেন যে আসলে এত সুন্দর করে কিছু ওখানে explanation দেয়া আছে, উত্তর দেওয়া আছে। আমি বলব যে, "এই বইটা পড়ার পর থেকে আমার জীবনে বলতে পারেন যে খুব সুন্দর একটা মোড় ঘুরে গিয়েছ" একদম, একদম!
একদম, একদম। <chuckles> একদমই ঠিক বল একদমই, একদমই। এটা কিন্তু একদমই ঠিক বল একদমই ঠিক বললেন! খুবই দারুণ লাগছে কিন্তু শুনে! মানে বদলে দিয়েছে। এমনটাই আ বেশ দারুণভাবে কিন্তু বললেন এই যে 'The Zahir' যে বইয়ের কথা বললেন যে খুবই দারুণভাবে কিন্তু ব্যক্ত করলেন যে সেটা আপনার জীবনকে কিছুটা আসলে বদলে দেওয়ার যে ব্যাপারটা। তো ছোট করে যদি বলতেন যে আসলে আ বর্তমানে আসলে কোন বই পড়ছেন এবং <scoffs> ভবিষ্যতে কোন বই পড়ার যে আগ্রহ সেটা আপনাকে এখনো রয়েছে হৃদয়ের মধ্যে? যদি বলতেন।
<chuckles> জি, জি। আ ভবিষ্যতে বলব যে আমি এখন যেটা করছি যে Paulo Coelho এর আমি আরো অনেকগুলা বই কিনেছি। আরো ৩ টা কিনেছি আমি last week এ। তো আমি আসলে ওর বইগুলা পড়ছি। আসলে fictional novel আমার আ philosophical novel আমার তেমন একটা পড়া হয়নি কখনো। কিন্তু ওই 'The Zahir' পড়ার পর থেকে আমার ভালো লেগেছে এবং এরপর দেখা গেলো যে আমি বেশ অনেকগুলা বই আমি ওর কিনেছি এবং আমি পড়ছি। এটা আসলে নতুন একটা genre আমার জন্য। এটার পাশাপাশি অ Arundhati Roy এর বইগুলো আমার খ খুব ভাল্লাগছে।
এক

আ এরকম আসলে অনেক বই আছে। যেমন আমি যখন LN Quarterman পড়ছি বা আমি যখন James Corvette এর বই পড়ছি, তখন কিন্তু আমি আসলে আমার আসলে এখন বই পড়াটা অনেকখানি কমে গিয়েছে। এবং ছোটবেলায় আমি এটা নিয়ে প্রচন্ড বকা খেতাম। আমার যে ইনসমনিয়া হয়েছে এটার পিছনে কারণ বলতে পারেন বই। কারণ দেখা যেত যে আমার আব্বু ছিলেন যে ঠিক আছে তুমি বই পড়ো। But লিমিটেড, ১/২ ঘন্টা ১ ঘন্টা পড়তে পারবা। And আমার তো হচ্ছে পরে কি হইছে আমার জানতে হবে।
আচ্ছা। <laughs> মানে এ এত বেশি পড়ছেন যে আসলে আ সেখানে আসলে একটু সময়সীমাও বেঁধে দি দিতে হয়েছে পরিবারকে এমনটা কি? <laughs> দারুণ কিন্তু।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখা যেত আমি রাত জেগে লুকায়, লুকায় কি করতাম জানেন? তখন তো বাটন ফোন ছিল। বাটন ফোনে যে আ টর্চ লাইটটা থাকতো আমি সেটার আলো দিয়ে বই পড়েছি। আমি লেজার লাইট দিয়ের আলোতে বই পড়েছি। আমি এমনও হয়েছে যে বাহিরে হয়তো পাশের বাসার লাইট অন করা, সেটাতে হয়তো আমার রুমে বেশ খানিকটা আলো আসছে। আমি সেটার আলোতেও বই পড়েছি।
আচ্ছা, আচ্ছা। কবিতা। একদমই বেশ চমৎকার বললেন।
<laughs>
খুবই দারুণভাবে কিন্তু বললেন যে এই যে আ অনেক সময় আসলে কি হয়েছে? যে আ লাইট মানে ছিল না, তারপরেও কিন্তু আসলে লেজার লাইট এবং ই কি, কি সব লাইট দিয়ে বললেন যে আসলে আপনি পড়েছেন। অর্থাৎ পড়ার প্রতি যে ভালোবাসা বা এই যে একটা অন্য জগৎ যে আ ভাবটা, সেটা আপনার হৃদয়ের ছোটবেলা থেকেই কিন্তু গাথা আছে। যেমনটা আসলে বোঝাই যাচ্ছে। তো
<laughs> একদম, একদম। আর আ এখন কি হয়েছে কি জানেন? এই যে লেখাগুলো আমি তখন পড়েছি, লেখাগুলার যে depth টা ছিল সুন্দর। তারা এত সুন্দর করে গুছিয়ে Sir Henry Rider Haggard এর যতগুলো বই পড়েছি। তারপর এর পাশাপাশি য অ Mark Twain বলুন বা এরা তো আসলে ক্লাসিক writers এবং এই নতুন আমি বেশ কত ৫-৭ বছর ধরে আরেকটা writer আবিষ্কার করেছি। সেটা হচ্ছে Paulo Coelho, ব্রাজিলিয়ান একটা writer এই যে এই মানুষগুলার লেখাগুলোতে আমার কাছে মনে হয় যেন pure জাদু আছে। কারণ তাদের লেখাগুলা যখন আমি পড়ছি, আমি ভুলে যাই যে আমি আসলে একটা গল্পের বই পড়ছি, এটা reality না। Paulo Coelho কিন্তু আপনার ইয়া লিখে, ফ আ philosophical novel লিখে। সেটা কিছুটা fiction কিছুটা philosophy মিক্সড একটা জিনিস। কিন্তু তাও যখন তার বইটা আমি পড়ছি আমার কাছে মনে হয় যেন এগুলো সব সত্যি হচ্ছে। এবং আমি ওই জায়গাটাতে present আছি।
একদমই, একদমই। বেশ দারুণ কিন্তু। একদমই। <chuckles> দারুণ কিন্তু। একদমই, একদম। একদমই এক